আ ভালো খারাপের ব্যালেন্স বলতে যদি সরকারদলীয় ক্ষমতায় থাকে সেটা যেই দলই হোক না কেন সেখানে সুবিধা পাওয়ার জন্য অনেকে এন্ট্রি করে সংগঠনে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনার খারাপের ব্যালেন্সটা মানে বেড়ে যায়। হ্যাঁ? খারাপের খারাপেরটা বেড়ে যায়। আর যদি বিপক্ষে থাকেন তখন বিপক্ষের লোকজন ভালো কাজ করার জন্য আবার চেষ্টা করতে থাকে যাতে সবার কাছে আ ভালো হতে পারে। হ্যাঁ? সেক্ষেত্রে আবার ভালো কাজের প্রবণতা বেড়ে যায়।
হ্যাঁ, হ্যাঁ। বাট ওকে। রাইট। হুম। রাইট। that's that's হু, হু। তো আ আমার ব্যাপারে বলতে গেলে আপনি কখনো মানে Toastmasters Club এর কথা শুনছেন?
এই জি। আ সরি, post masters?
Toastmasters।